আসলে রোবটের তো এক এখন আসলে ব মানুষের লাইফে এত বেশি একটা মা প্রভাব চলে আসছে, বিশেষ করে বাংলাদেশে এখনো অত বেশি প্রভাবটা যদিও না পড়লেও। আমরা যেহেতু এই দেশে আছি, এখন তো সব জায়গাতেই আপনার রোবটের একটা ব্যবহার। আপনার আ রোবট বলেন, AI বলেন স একে অপরের অ পরিপূরক। আপনার যদি মানে ফিজিক্যাল রোবটের কথা বলেন, তাহলে হচ্ছে যেমন অনেক রেস্টুরেন্টেই এখন আছে যেখানে আপনার আ পুরাপুরি রোবট হচ্ছে আপনার আম কী বলে এটাকে? ওয়েটার। আ নিয়ন্ত্রণ আ নিয়ন্ত্রণে এখনো এখ এখন পর্যন্ত মানুষ আছে, কিন্তু কদিন পরে সেটাও রোবট নিয়ন্ত্রণ করবে মনে হচ্ছে জি, আ জি, আবার এখন ইও চালু করে দিচ্ছে সরকার এ দেশে যে, আপনার আ মানে Uber-ট্যুবর চলবে, কোনো ড্রাইভার থাকবে না, মানে রোবট চালাবে। মানে অদ্ভুত বিষয়, এখন কেম কিছুদিন পর এগুলাই নরমাল হয়ে যাবে, এখন যেটা অদ্ভুত লাগছে। তারপর হচ্ছে জি, তারপর যেমন AI-এর বিষয়টা, যেটা হচ্ছে এ দেশে এখন চাকরি অনেক কমে গেছে, অনেক কমে গেছে। মানে এত রিপ্লেস করেছে AI, আমি আমারই যদি অফিসের কথা বলি, আমার অফিসে গত ৬ মাসে আম আ 50% আপনি মানে উম সংখ্যাটা কিন্তু অনেক বড়। 50% layoff হয়ে গেছে আ রোবট এ AI replace-এর জন্য। আ জি মানে কি একটা অহ হুম।
জি, জি। হুম। উ হুম। জি। উ হু, হুম। হুম। একদমই, হুম। উ হু। নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আসলেই। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। একদম। আসলেই। জি, জি। হুম। উ হু। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন। হুম। জি, জি। অবশ্যই। হ্যাঁ। ওহ মাই গড! আচ্ছা, আচ্ছা। তবে আমার মনে হয় যে এ এই জিনিসগুলো যেমন ভালো একটা পজিটিভ দিক আছে, তেমন কিন্তু খুব নেগেটিভ একটা দিক আছে। আপনি যেরকম বললেন যে মানুষের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু রোবটকে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু আসলে আপনা আমার শুনে, সত্যি কথা বলতে, খুব খারাপ লাগলো। কারণ এক এতগুলো মানুষের, এইযে 50% আপনার অ অফিস থেকে ছাঁটাই করে দিল, এতগুলো মানুষের অন্ন-বস্ত্র, এটার দায়ভার কে নেবে বলুন? অ্যা এভাবে আসলে করাটা ঠিক হয়নি।
হুম। একদম। হুম। জি। একদম। হুম। জি। এ একদম।

একদম। আপনার হচ্ছে হয় কি, আ যারা এখন যেটা হচ্ছে দেখবেন, এখন চারিদিকে ইউএসএ তে তো আপনার বিলিয়ন, বিলিয়ন ডলার হচ্ছে এআই এর আ ডেভেলপমেন্টের <tsk> জন্য, কারণ প্রত্যেকটা অফিসই এআই ইন্টিগ্রেট করছে। যেমন কাস্টমার সার্ভিসে এখন বর্তমানে আপনি যখন আ ইউএসএ তে যেকোনো প কাস্টমার সার্ভিসে যদি ফোন করেন, সেটা হোক আপনার যেকোনো ব্যাংকে, কোনো ইলেকট্রিসিটি সার্ভিস, কোনো। গভর্নমেন্ট সার্ভিস, এনিথিং, ফোন সার্ভিস, আপনি যেখানেই কাস্টমার সার্ভিসে ফোন করছেন, আপনি হিউম্যান পাচ্ছেন ই না। <tsk> আপনার রোবটের, মানে রোবটের সাথে কথা বলতে হবে, সেও অপশন দিবে। আর এমন যদি হয়, রোবট আপনার সল্ভ করতে পারছে না, তো লাস্টে যে একটা অপশন থাকে, যেকোনো হিউম্যান এজেন্টের সাথে কথা বলার, কিন্তু সেই ক্ষেত্রে আপনার মিনিমাম ৩০ মিনিট ওয়েট করা লাগছে। কেন করা লাগছে? কারণ নেই, কারণ নেই। ওরা যেহেতু মনে করেন আগে, আগে যেখানে হয়তো ১০০০ লা রাখত সেখানে হয়তো এখন, আ উম ২০০ রাখছে। রোবট যেহেতু বশ অধিকাংশ কাজ করে দিচ্ছে। তো এটা হচ্ছে কি রোবটের পিছনে বা এআই এর পিছনে, আপনার একটা নির্দিষ্ট অংশ এ এককালীন খরচ করে ওরা কিন্তু অনেক লাভ হচ্ছে। কারণ এতগুলা মানুষের যখন আপনার সেলারি দিতে হচ্ছে না, আপনার অনেক উপ অনেক ইনকাম আপনার মানে ফুলেফেপে ঢোল হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ ভোগ করছে, জি।
আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পারছি। জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হুম। ওহ মাই গড! হুম, বুঝতে পারছি। হুম, হুম। ও, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হুম। হুম, হুম, হুম। হুম, বুঝতে পারছি। কিন্তু। কিন্তু এক্ষেত্রে সাধারণ মানুষ তো প্রচণ্ড পরিমাণে একটা কি বলব, একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে। এবং আমি দেখছি যে, যতটা দিন যাচ্ছে, ততই কিন্তু এই বিষয়ে একটা খুব শঙ্কা তৈরি হচ্ছে মানবজাতির মনে যে, এখনও তো তাও যা, এখনও মানে একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে আ বলব যে, বিশেষ করে রোবট, চ্যাট জিপিটি বা মানে ফোন, ডিভাইস এগুলো ঠিক আছে, কিন্তু রোবটো এখনও বিশেষ করে বাংলাদেশ বলি বা মানে ভারতীয় উপমহাদেশের দেশগুলো বলি, এখনও হয়তো অতটা উম হয়নি। কিন্তু যত দিন যাবে, হয়ে যাবে। কিন্তু তখন এতটা যে ৮ বিলিয়ন মানুষ এই পৃথিবীতে, ঠিক আছে? এত মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের এর চাহিদা কোত্থেকে আসবে? আসলে মাঝে, মাঝে যখন একটু সময় পাই, যখন এই বিষয়গুলো ভাবি, তখন কিন্তু খুব একটা ভয় কাজ করে মনে যে, আমাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। এটা মানে ভেবে সত্যি কথা বলতে শঙ্কাই লাগে। আপনার কি মনে হয় না যে, এই যে চিন্তাগুলো আমাদের মনে আসে, যে ভবিষ্যৎটা কেমন হতে পারবে সেটা নিয়ে একটা আশঙ্কা কাজ করে মনের মাঝে?
একদম। হুম। একদম। জি। হুম। জি। ওইভাবে হয়নি। হুম। হয়ে যাবে। হুম। একদম। হুম। একদম। হুম। একদম। হুম। জি।